আচ্ছা, এই যে, এটা আপনি কিন্তু যেমনটা বললেন আরকি যে, আসলে বাচ্চাদেরকে কোন একটা ব্যস্ততার কারণে যে, প্রযুক্তির সাথে দেওয়া বা স্মার্টফোন বা এসব কোনো কিছু একটা দিলে দেখা যায় যে, আপনি যেমনটা বলেন সেটা কিন্তু সাময়িক সমাধান হলেও, বাস্তবিক কিন্তু সমাধান হবে না। কারণ সেটা একটা সমস্যার সম্মুখীন হতে পারে কারণ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় তারা এই যে, আপনি যেমনটা বললেন যে, মানুষের সাথে যদি তাদেরকে পরিচিত বা তাদেরকে দেওয়া হয়, তাহলে তারা আসলে কথাবার্তা বলা বা সামাজিকভাবে মেলামেশা, সেটি কিন্তু করতে পারবে একটা মানুষের সাথে মিশে। তো আসলে যারা বাচ্চারা, বিশেষ করে এখন তো অনেক বাচ্চারা দেখা যায় যে, শিক্ষা প্রতিষ্ঠানে সংযুক্ত স্কুল হোক, কলেজ হোক। তো তাদেরকে আসলে অ্যা আপনি কি মনে করেন যে, এইসব শিক্ষা প্রতিষ্ঠান কি, কি ধরনের আ উদ্যোগ বা আপনার কি, কি ধরনের পদ্ধতি নিতে পারে, যারা যাতে করে এসব প্রযুক্তির চাপ, যাতে করে বাচ্চাদের উপর না পড়ে?
জি, অবশ্যই। হলেও, হ্যাঁ। করতে পারবে, একদম। জি, অবশ্যই। বুঝতে পেরেছি। আচ্ছা। আ হ্যাঁ, এখানে মনে হয় যে, অ স্কুল প্রতিষ্ঠানেরও একটা ভালো ভূমিকা রয়েছে যে, আসলে, অ্যা দেখাচ্ছে যে, তারা যেখানে ভালোভাবে পড় কারণ অনেক কি হয়? অনেক স্কুল প্রতিষ্ঠান রয়েছে, তারা কি করে? অ্যা যে, সবগুলো ক্লাসই অনলাইনে নিয়ে আসে বা কয় বলে যে, গো "বাসা থেকে করো।" বাসার মধ্যে কাজ দেয়। অনলাইন থেকে করার, প্র্যাকটিস করার সিস্টেম করে দেয়। তো সে ফোন থেকে করতে বলে, যে, আসলে এই জিনিসগুলো বলে। তো সেক্ষেত্রে দেখাচ্ছে স্কুল, পজিশন এগুলো না করে, সশরীলে করা বা স্কুলে এসে কোন জিনিস করা, সেখানে গিয়ে প্র্যাকটিস করা। এ ধরনের কিছু করতে পারে। কারণ এগুলো হয়তোবা এখন মনে হচ্ছে যে, "না, সে আসতে পারতেছে না। সে বাসা থেকে করতে পারতেছে।" সেটা কিন্তু ভালো। কিন্তু একবারেই তো ভালো না। কারণ এটা যখন তার সাথে দি প্রতিনিয়ত হবে, তখন কিন্তু সে দেখাচ্ছে এগুলো তে অভ্যস্ত হয়ে পড়বে অভ্যাস হয়ে যাবে। সে মানুষের সাথে মিশতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। তখন প্রযুক্তি নিয়ে সবসময় পড়ে থাকবে। তো সেক্ষেত্রে প্রতিষ্ঠানও একটা ভালো উদ্যোগ নিতে পারে আমার মনে হয়। যে, কিছু, কিছু ক্ষেত্রে অবশ্যই পো প্রযুক্তিকে ব্যবহার করতে হয়। কারণ হচ্ছে তারা কিভাবে জা জানতে, তাদেরও তো শিখতে হবে যে, কেন ভবিষ্যতে গিয়ে তো প্রযুক্তি আরো উন্নত হবে, মানুষের জীবন সহজ করবে
জি, জি। একদমই ঠিক। মানে ফোন থেকে করতে বলে আরকি বিশেষ করে। আচ্ছা। জি, জি। মানে একটা অভ্যাস হয়ে যায় পুরোপুরি আরকি। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। বা সীমা কতক্ষণ রাখা উচিত? সেটাও বুঝতে হবে আরকি।
হ্যাঁ। তো সেক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করার অ ট্রেনিং টাও দিবে। কিন্তু হচ্ছে কি কিভাবে প্রযুক্তি ছাড়াও থাকা যায়? সেই বিষয়েও তাদেরকে যেন বলা হয় বা সেই বিষয়েও তা তারা যেন প্র্যাকটিস করার চেষ্টা করে। এই ধরনের যদি প প্রতিষ্ঠাগুলো কাজ করতে পারে, তাহলে কিন্তু বেশ ভালো হয়।
জি, জি। আচ্ছা। বুঝতে পারলাম।